আচ্ছা।
হ্যাঁ, এখন এইসব পরামর্শের মধ্যে একেকজন একেক কথা বলে। কেউ কেউ আসলে বিপরীতধর্মী এবং সত্যি কথা বলতে কি, এরকম গঠনমূলক পরামর্শ আমাকে এখন পর্যন্ত আসলে কেউ দেয়নি। বা আপনি আসলে যেভাবে আমাকে পরামর্শটা দিলেন, এই রকম আসলে আ পরামর্শ শুনে আমি খুব অবাক হচ্ছিলাম যে, আমাকে যদি আগে কেউ আসলে এরকম পরামর্শ দিত, হতে পারত যে আমার এখন এর মতন যে সমস্যাটা এখন আমি face করছি বা একটা অসহায়ত্ব বোধ করছি, এরকম সমস্যা কিন্তু কখনো আসলে আমার মানে নাও হতে পারত। তো, আপনার জন্য আসলে মানে আমার আ কী বলব যে চিরকৃতজ্ঞতা। তো এক্ষেত্রে না আসলে মানে আমি চেষ্টা করব অবশ্যই আপনার এই পরামর্শটা মেনে চলার। তবে আরও কিছু কিন্তু সমস্যা রয়েছে সত্যি কথা বলতে। সমস্যাটা হচ্ছে কি যে, আমি যে আসলে মানে ঠিক আছে, যে ক্রমাগত চিন্তা, ঘুমত ঘুমাতে পারছি না। আপনার কথাগুলো শুনে হয়তো সেটাও ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এই যে আসলে এতদিন ধরে আমি ঘুমাতে পারিনি, বিগত আসলে ৬ মাস তো হবেই। তো, আমাকে না মানে মানুষ যখনই দেখে তখনই আসলে বলে যে আমি কেনো আসলে এত শুকিয়ে গিয়েছি বা কেনো আমার চেহারা এরকম ভেঙে গিয়েছে? বা আমি কি আসলে কোনো ধরনের খারাপ বা উল্টাপাল্টা বা কিছু আসলে গ্রহণ করি কিনা? এইগুলা না মানে আমাকে জিজ্ঞেস করে এবং আমি না খুব অবাক হই এবং আমার কাছে মানে এত কষ্ট লাগে। মাঝে, মাঝে মনে হয় কি যে মানে এইসব মানুষদের কাছ থেকে অনেক দূরে চলে যাই কারণ এটা না সম্ভব না সত্যি কথা বলতে। তো, দিনশেষে তো আমাকে আমি যা তাই বলবে। তো, আমি এখন আসলে চিন্তা করছিলাম যে আমার এই পরিবর্তনটা যে হয়ে গিয়েছে এটাকে আমি আবার কীভাবে আগের মতন আগের জায়গায় নিয়ে আসতে পারি? নিজেকে আসলে কীভাবে আ আরও ভালো বা সুন্দর দেখতে বা সুন্দর আসলে একটা জীবনযাপন করতে, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক একটা সুস্থতা অর্জন করতে, কীভাবে কি করতে পারি? এই বিষয়ে যদি আপনি আমাকে একটা মানে ভালো পরামর্শ দিতেন।
বুঝতে পেরেছি। উম। জি। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। আ উম আচ্ছা দেখুন, এই ক্ষেত্রে হয়েছে কি? আপনি হয়তোবা এই যে এত চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন যে আপনার হয়তোবা শারীরিক pressure বেশি চলে যাচ্ছে। এর জন্য হয়তোবা মানে অ্যা মানে এরকমটা হয়েছে। তো আপনি যেটা করতে পারেন যে একটু পুষ্টিকর খাবার খেতে পারেন। যেমন দুধ, ডিম, বাদাম এই খাবারগুলো বেশি, বেশি খাবেন। আর চেষ্টা করবেন বাইরে যখন থাকবেন, ঐ যে বাইরে যে কলা খেতে পারেন বা আ অনেক দেখবেন যে আপনার ফল seasonal ফল কিন্তু দেখবেন যে রাস্তায় খুব সুন্দর করে কেটে বিক্রি করে। হুম? তো অবশ্যই পরিবেশ দেখে বেছে খাবেন। আমার মনে হয় এভাবে যদি নিজেকে একটু নিজের মধ্যে পরিবর্তন আনতে পারেন সেটা হতে পারে আপনার জন্য ভালো হবে। আপনার কি মনে হয়?
জি।

জি। আসলে, আগ-পিছ করা যায় বলতে কি আমি না ওভাবে তো আসলে কখনো ভেবে দেখিনি। এখন আপনি যেহেতু আসলে একটা মানে আমাকে ভাবতে বললেন, এটা না আমার কাছে মানে এখন এসে কিন্তু মাথায় একটা বাড়ি লাগলো, যে আমি তো আসলে চাইলে একটা কাজগুলো আসলে একটু মানে আগ-পিছ করতে পারি। কারণ দেখেন আসলে আমি আ মানে অনেক কাজ তো করছি। এর মধ্যে, যে student টা পড়াচ্ছি এটা কিন্তু আমি ওইযে আগে পড়াতাম দেখেই পড়ানো লাগছে এরকম। মানে এটা না চাইলেই আমি হচ্ছে গিয়ে মানে বাদ দিতে পারি। এখন বাদ যদি দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে একটা আমার ৩ ঘণ্টার আ মানে অন্তত ৩ ঘণ্টা আর আসা যাওয়ার জন্য কিন্তু আসলে ০.৫ ঘণ্টার একটা সময় মানে ৩.৫ ঘণ্টার সময় কিন্তু আমি বেঁচে ফেলতে পারছি, হ্যাঁ? বাঁচিয়ে ফেলতে পারছি। তো এইটা কি আসলে আমার জন্য মানে কোন উপকার নিয়ে আসবে? কারণ আ এই ক্ষেত্রে কি আসলে আমি কোনভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারব কিনা? এটাও আপনাকে জানতে চাচ্ছিলাম। আ আর হচ্ছে গিয়ে এই যে আসলে আমি ধরেন মানে এত আ এই যে একটা বাজে schedule বলেন বা routine বলেন এর মধ্য দিয়ে যাচ্ছি তাই তো? মানে এর কারণে কিন্তু আমার ঘুমটা হচ্ছে না এবং আপনি বলছিলেন, যে একটা ৬-৭ ঘণ্টার ঘুমের ব্যবস্থা। সেটা না হয় করলাম। তবে এইটার জন্য আমার সারাদিনের routine টা কিভাবে বদলাতে হবে? মানে এটার জন্য কি আমার কোন routine টা পরিবর্তন করা দরকার?
জি। ও আচ্ছা। বাহ! ভালো তো। বুঝতে পেরেছি। জি। জি। জি। আচ্ছা routine বলতে আসলে সারাদিন তো মানে আপনি তো ব্যস্ততার মধ্য দিয়ে যান, আপনার class করতে হয়। তবে এই যে আপনি যেটা বললেন, যে আপনি tuition টা বাদ দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে একটু মানে সময় পাবেন। এই ৩ ঘন্টা সময় যদি আপনি ঐ যে রা মানে অনলাইনের কাজটা এটা যদি আগিয়ে নিতে পারেন, রাতে একটানা ৭ ঘন্টা ঘুম হলে কিন্তু আপনার জন্য খুব চমৎকার একটা routine হয়ে যাবে। আর চেষ্টা করবেন যেহেতু বাহিরে থাকেন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবারগুলো বেশি, বেশি খেতে। তাহলে কিন্তু আপনার শরীরে দেখবেন যে একটু মানে শক্তির ভালোই সঞ্চার হবে। তো আমার মনে হয় এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন। হতে পারে কাজে আসতে পারে। আপনার কি মনে হয়?
জি। হু, হু। আচ্ছা। জি। হ্যাঁ, আসলে মানে আমার মনে হচ্ছে যে আমি আসলে যদি আপনার এই পরামর্শগুলা একটু মেনে চলার চেষ্টা করি, হতে পারে যে আমার একটা সমস্যার সমাধান চলে আসতে পারে। এটা তো আমি আপনাকে আসলে খুব সুন্দর করেই বললাম। তবে আসলে কি মানে আমি অনেক জায়গায় অনেক ধরনের পরামর্শ মানে চেয়েছি অনেকজনের কাছে
জি।

অবশ্যই, আসলে মানে আপনার কথা তো বরাবরের মতনই আমার ভালো লাগছে এবং এখনো আসলে আমার খুব দারুন লাগলো আপনি যেরকম পরামর্শ দিলেন। আমি অবশ্যই একটা মানে অ্যা ভালো খাবার বলেন, রুটিন এর মধ্যে বলেন, এভাবে কিন্তু চেষ্টা করে দেখবো যেন, আসলে আমার হচ্ছে গিয়ে অ্যা শরীরটাকে আবার আগের মত নিয়ে আসতে পারি এবং অবশ্যই আমি ব্যায়াম করারও চেষ্টা করব। আর আপনি আসলে ১ম থেকে যেভাবে আমাকে বলছিলেন যে, আমার আ ধরেন ঘুমটাকে ঠিক করতে হলে, আমার আসলে কিছু, কিছু আ কাজগুলাকে যেন আমি একটু গুছিয়ে, এগিয়ে নিয়ে আসি এবং আপনি আসলে পরে আমি একটা ভালো পরামর্শ পেলাম যে, না আমার student গুলাও আসলে মানে একটু যদি বাদ দিয়ে দেই তাহলে তো অনেক সময় আমি পেয়ে যাই, হ্যাঁ? তো এভাবে না, মানে আমি অবশ্যই করে দেখার চেষ্টা করব এবং আপনাকে আসলে আ বরাবরের মতনই অনেক ধন্যবাদ যে, আমাকে এত সুন্দর করে কিছু ভালো, ভালো পরামর্শ দেওয়ার জন্য।
জি। জি। হ্যাঁ। ঠিক আছে। কোন সমস্যা নেই। আসলে আমিও বুঝতে পারছি, আপনি বেশ কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তবে আপনি হতাশ হবেন না। আমার বিশ্বাস আপনি যদি চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই খুব দ্রুতই একটা ভালো পরিস্থিতির মধ্যে নিজেকে নিয়ে যেতে পারবেন এরকম অনিদ্রাহীনতার সময় থেকে। আপনার জন্য শুভকামনা রইল।
হুম। উম জি।